আমারও ভাই এরকম রান্না করার অভ্যেস আছে। তবে আমার রান্না করার অভ্যেসটা শুরু হয় হচ্ছিলো, আ অনেক সময় হয় না যে মা সারাদিন কাজ করতে, করতে বিরক্ত হয়ে যায়, হ্যাঁ? যে আর কত করবে। তারা তো সারাদিন ঘরে প্রচণ্ড কাজ করে। তো দেখা যায় যে বিকেলের নাস্তা অনেক সময় পাওয়া যায় না, হ্যাঁ? তো সেই আসলে নিজে, নিজে একটু বিকেলের নাস্তা তৈরির চেষ্টা করা। অ্যা এখন তো ভাই ইয়া আমরা তো প্রযুক্তির মাধ্যমে কিন্তু এখন অনেক ধরনের এরকম ভিডিও আমরা পেয়ে যাই অনেক প্ল্যাটফর্মে যেগুলো দেখে কিন্তু আমরা খুব সহজেই রান্না করে ফেলতে পারি। তো আমারও আসলে সেইভাবে আসলে রান্না করা শুরু। আ তো আমি আসলে ঐযে ছোটখাটো যে খাবার যেগুলা একটু নুডুলস রান্না করা, হ্যাঁ? একটু তারপরে আপনার অ্যা ছোটখাটো আপনার ওই যে কি বলে একটু এই পুরি-টুরি এগুলা বা ভাজা, হুম, বা হচ্ছিলো আপনার একটু চা রান্না করা। আমার চা খেতে খুব ভাল লাগে। আমি চা, দুধ চা একটু ভালোই বানাই।
উহু। উ জি, জি। উহু, হু। জি। উ জি, জি। হ্যাঁ, অতি সহজেই তাও। জি, জি, জি। হু, হু। জি। জি, জি, জি। হু, হু। উহু। আচ্ছা, আচ্ছা।
তো এই, এই জিনিসগুলা আসলে আমি ছোট, ছোট রান্না করা দিয়ে আসলে আমার শুরু। এছাড়াও আমার আসলে অ্যা একটা সময় এরকম হয় যে আমার আ আম্মা একটু অসুস্থ থাকার কারণে ওই সময় কোভিডের সময় একচুয়ালি, হ্যাঁ? ওই সময় আসলে, আ না চাইতেও আমার ঘরের রান্না-বানার কিছুটা দায়িত্ব আমার আসলে নিতে হয়। হ্যাঁ, ওই সময় আসলে, আম ঘরের যে হ্যাঁ, অনেকেরই কাজ করতে হয়েছে বাধ্য হয়েছে। তো ওই সময় আসলে মানে ঘরের যে মেজর যেই খাবারগুলা যেগুলা লাঞ্চ আইটেমে বা ডিনারে প্রয়োজন হয় সেই খাবারগুলা আসলে আমার রান্না করা আস্তে, আস্তে শেখা হয়েছে। তো আমি ওটা শেয়ার করব আপনার কাছ থেকে একটু শুনে।
জি। উহু। হু, হু। আচ্ছা। আচ্ছা। না, ওই সময় অনেকেই আমরা কাজ করেছি অ্যা আউ বাধ্য হয়েই করেছি। জি, জি। উহু, হু। জি। বাহ! বেশ! অ্যা জি। আমি আমি বলছিলাম যে আমার শখ ছিলো হচ্ছে উম খিচুড়ির প্রতি একটা ঝোঁক ছিল শুরুতেই। তো তখন তো আ নিজে একেবারে সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ জি।
জি। জি, আচ্ছা। ভাই একটা কথা বলি ভাই, আপনার খিচুড়ির কথা শুনে না আমার এখন খিচুড়িই খাইতে ইচ্ছা করতেছে এবং আমি খাবো একটু পরে ইনশাল্লাহ। <chuckles> জি।
<chuckles> আ নিশ্চয়ই এরকম আবহাওয়ায় খিচুড়ি কিন্তু ভালো লাগে। হ্যাঁ, ইনশাল্লাহ। দেখুন, আ তারপরে আ নিজে হাতে কখনো রান্না হয়নি। একটু হা রান্নায় হাত বুলিয়ে দিয়েছি। হয়তো কয়েকটা জিনিস এগিয়ে দিয়েছি। তো আ আমার জীবনে একটা চাকরি করেছি আমি International Organization-এ। সেখানে আমার যিনি boss ছিল, উনার সঙ্গে এক, এক মেসেই আমরা থাকতাম। তো উনি আমাকে হ এরকম একটা বৃষ্টিস্নাত দিনে বলল যে, "এই, তুমি কি রান্না করতে পারো?" না, না ভাই রান্না ঠিক মানে খি খিচুড়ি পাকাইতে পারো? মানে খিচুড়ি পারবো। আমার একটা বিশ্বাস ছিল যে আমি যেহেতু এটা দেখেছি ছোটবেলায় অনেকবার, আমি পারবো। তো বলল যে
অ্যা হ্যাঁ, জি। হু, হু। জি, জি। আচ্ছা চমৎকার! জি, জি। আচ্ছা। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। ও আচ্ছা, মানে তার মানে আপনি এর আগে রান্না করেন নাই। মানে আপনি ওইদিনই ১ম?
না হ্যাঁ, আমি তো এর আগে just উ আ ওইটাকে রান্না বলবো না। হয়তো এইটা আগায় দাও, ওইটা দিয়ে দাও, এইটা এখানে রাখো। এমন অন্যের সহযোগিতা। সেটা নিজের কোনো একক প্রচেষ্টা ছিল না। তো একক প্রচেষ্টায় সেদিন বললাম যে হ্যাঁ, "আমি পান পারি।" তো রান্না, রা আমি তো জানি যে সহজ একটু চাল ধুয়ে দিলাম। অ্যা
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। আপনি কিন্তু ভালো একটা মানে, মানে রিস্ক নিয়ে কিন্তু কাজ করছেন। আপনি আপনার বসকে মানে রান্না করে খাওয়াইছেন। ঠিক আছে, সেটাই। ইয়ে হ্যাঁ, হ্যাঁ, সেটাই।
অ্যা হ্যাঁ, রিস্ক নিলাম। <laughs> আবার বলে বসেও বিপদে পড়েছি যে অ্যা প পরে আর বলতেও পারতেছি না যে একা, একা পারবো না, সহযোগিতা লাগবে। তো ত সাহস করে ধরলাম। অ্যা চাল ধুয়ে দিলাম। অ্যা খুব সহজ কিন্তু খিচুড়ি রান্না যে খুব একটা কঠিন তাও না। আ তো
হু, হু। জি, জি। হ্যাঁ, হ্যাঁ, জি। খুব সহজ এবং খুব সুস্বাদু।